জি। তো এই যে অ্যা হ্যাঁ, হ্যাঁ এ এই সময় দেখেন ধরেন এই যে দুর্ঘটনা যখন গুলো ঘটে তখন কিন্তু মানে আপনি কি করবেন? আপনি যদি ধরেন তার সাথে একটু মানে তাকে বাধাও দেন। আপনি কিন্তু বাধাও দিতে পারবেন না। মানে একজন মেয়ে হিসেবে। বা একটা ছেলের কথাই বলি, কিছুদিন আগে যে রিসেন্টলি একটা দুর্ঘটনা ঘটল। ছেলেটা হচ্ছে হল গিয়ে জাহাঙ্গীর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। সে হচ্ছে হল গিয়ে তার বাবার মৃত্যু ঘটনা শুনে সে যেতে চাচ্ছিল। কিন্তু ওই সময় কিন্তু তার সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। মানে সিএনজি তে উঠার সময়। তো এই যে এইসব জিনিস যে ঘটছে, এই জিনিসগুলোতেও কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। শুধু মেয়ে না। একটা ছেলে হিসেবেও কিন্তু মানে একা, একা কোথাও যাওয়ার ক্ষেত্রে তখন কিন্তু একটা আতঙ্ক মানে তার মধ্যে কাজ করবে। তখন মনে করবে যে না আমার সাথে মনে আরেকটা মানুষ থাকলে মনে হয় ভালো হতো। সে ছেলে হিসেবেই সেফ না। আর আমি মেয়ে হয়ে তো মানে চিন্তাই করতে পারি না যে একা, একা কিভাবে যাবো। আর সেক্ষেত্রে রাত যদি হয়, মানে ৭ঃ০০ টা ৮ঃ০০ টার মধ্যে পার হয়ে যায়। এখন একটা রিক্সা, রিক্সা করেও কিন্তু যেতে খুব ভয় লাগে যে কি হচ্ছে না হচ্ছে। মানে আমার সাথে কি হবে না হবে।
এজন্য ওপিনিয়ন দিতেও ভয় লাগে। হ্যাঁ। হুম, হু। হুম। উম একদম। একসাথে হয়। ভালো হয়। হুম। কি বলবো? সেটাই। ওহ মাই গ ভয়ানক। ওনাদের রিকশায় একবার আমি আর আম্মু যাচ্ছিলাম। রিকশা থামিয়ে ছিনতাইও হয়েছে। তো এই ছিনতাই যদি ওভাবে হতে পারে, আমার স্কুলের সামনে তাহলে কি, কি বলবো যে এখন এনিথিং ক্যান হ্যাপেন আরকি।
হ্যাঁ, জি, জি। হুম, হুম। হুম, হুম। এ একদম। ওকে। আ আচ্ছা। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো এই যে এই সময় আপনি কি মনে করেন যে আমাদের কি, কি কোন কিছু মানে এই যে এই প্রবলেম গুলো আমাদেরকে কিছু শেখায়? মানে আমরা আসলে কি শিখছি এই প্রবলেম গুলো থেকে?
তো কিছু বলে না। এখান থেকে অবভিয়াসলি শিখছি যেন সাবধানে থাকি। আরো এলার্ট থাকি। তার পাশাপাশি আমরা শিখছি যে
জি। হুম, হুম। হুম, হুম। এ এলার্টটা আর কিভাবে থাকতে পারে? আমরা তো কিন্তু স আমরা কিন্তু সবসময় সর্বদা সা মানে সাবধানে থাকারই চেষ্টা করি। আর কিভাবে থাকলে মানে আপনি মনে করেন যে আমরা আরো বেশি সাবধানে থাকি? আমার তো মানে বোধে আসে না যে কিভাবে আর সাবধানে থাকবো। আমি আমার লোকেশন শেয়ার করছি। আমি আম মানে
হুম। হুম। আসলে। আর টেসার ক্যারি করবেন। এস আ ওমেন। টেসার ক্যারি করাটা আমার কাছে মনে হয় খুবই গুড আইডিয়া হবে এখানে।
জি, জি। একদম, একদম।
আ দেখবেন টিজার বা স পেপার স্প্রে তো সেলফ প্রটেক্ট এর জন্য যতটুকু মানে নেসেসারি আরকি। অ্যা এগুলো অনেকে ক্যারি করি না। সো এটা খুবই ইম্পোর্টেন্ট। আর ওইতো ওপিনিয়ন দেওয়াটা যতই কঠিন সবকিছু করাই কঠিন। তবে অনেক বড় টপিক তো। ইনশাআল্লাহ আপনার সাথে আরো কথা হবে। ঈদের দিন বেশি সময় নেই। এমনি গল্প করতে এসেছিলাম। তা আপু আসি।
জি। এন এন জি, জি। এ একদম। হ্যাঁ। আচ্ছা। জি। আসলেই। উ জি, জি, জি। তা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এই যে আমাদের মানে মতের যে প্রকাশ, মতামত যে প্রকাশ করতে আমরা ভয় পাই। মানে সবার সাথে বলেন বা ফ্যামিলির সাথে বলেন। এই জিনিসটা আমরা খুব শীঘ্রই আশা করি কাটিয়ে উঠবো আমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাক। এটাই আমরা আশা করি। তা ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথাগুলো। ধন্যবাদ।
আচ্ছা, তারপর? জি। হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ, হুম। জি, শুভরাত্রি।